হুম, হুম।
মজবুত হয় বিশেষ
জি, জি, জি ঠিক বলেছেন।
সঠিক বলেছেন। তবে আপনাকে এ পর্যায়ে আমি একটু বলি যে অনেক সময় আমরা হয়তো দূর
হুম, হুম। হুম, হুম। জি।
ইযা
হুম, হুম। হুম, হুম।
এটার একটা নে
জি।
সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটা আ দীর্ঘসূত্রতা ঘটায়। যদি আ যার সঙ্গে আমি মিশতে চাচ্ছি কিংবা বন্ধুত্ব করতে চাচ্ছি কিংবা তার সঙ্গে চেনা পরিচয় হতে চাচ্ছি, তার কাছ থেকে দূরে থেকে তাকে কিন্তু আসলে চেনাটা আমার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত নয় এবং সেক্ষেত্রে আমরা তার কাছাকাছি যতক্ষণ পর্যন্ত যাইনি কিংবা মিশিনি অথবা কথা বলিনি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সম্পর্কের তৈরির ক্ষেত্রে যে সময়ের বিষয়টা আপনি বললেন সেটি আমাদের একটু বিলম্ব হতে পারে বলে আমি মনে করি।
হুম, হুম হুম, হুম। জি। জি। হুম, হুম। একদম, একদম। হুম। হুম, হু। <chuckles> জি। ঠিকই বলেছেন। আসলে আ আপনার কথাটা একদমই আমি একমত। তবে আজকাল একটা জিনিস দেখবেন একদম একদম আজকাল আরকি। তা একটা জিনিস দেখবেন যে আমরা কিন্তু অ Digital যুগে বসবাস করছি এবং অনলাইনে কিন্তু আ সম্পর্ক গড়ে তোলার একটা দারুণ একটা কিন্তু বিষয়। এটা খুবই সহজ করে দিয়েছে। আমি যদি অন্য দিক থেকে বলি তো দেখবেন একটা ছেলে কিন্তু একটা মেয়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে কিন্তু লজ্জাবোধ করছে। কিন্তু, কিন্তু দেখা যাচ্ছে যে আ সেই ছেলেটাই আবার ওই একই ছেলেটাই যখন অনলাইনে তার সাথে কথা বলছে, তখন আবার কিন্তু দেখা যাচ্ছে যে সে কিন্তু স্বাচ্ছন্দ্যে সেই মেয়েটার সাথে কথা বলছে। তো আমার মনে হয় যে অনলাইন মানে Digital যুগে এসে অনলাইনে যোগাযোগ সম্পর্ক আ তৈরি করাটা খুব সহজ হয়ে উঠেছে আজকাল।
জি। হুম, হুম। অবশ্যই। উম জি, জি অবশ্যই। জি। জি। জি। অবশ্যই। হুম, হুম। জি।
হুম, হুম। ঠিক বলেছেন। তা আপনি যদি ২-১ লাইন আমাকে বলতেন তাহলে আমি বেশ খুশি হতাম আরকি।
আ আপনার টি এই সময় তুলে ধরাটি একেবারেই প্রযোজ্য এ যুগ এবং আ ডিজিটাল প্রযুক্তির আমরা ব্যবহার যোগাযোগ মাধ্যম YouTube, Twitter আ
হুম, হুম। হুম, হু। জি। জি। জি, জি। হুম।
তো এইগুলোর ক্ষেত্রে আমাদের আ যো
জি।
করার জন্য একেবারে উম সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে বাহন হচ্ছে এগুলো বর্তমানে। এবং যার সঙ্গে হয়তো মুখে, মুখে আমি কথা বলতে একটু ইতস্তত বোধ করছি কিংবা সম্পর্কটা তৈরি হচ্ছে না, তার সঙ্গে কিন্তু অতি সহজে আমি আ Facebook এ তার কোনো content এ কিংবা তার কোনো আম share এ আ এস অতি সহজে কিন্তু ভাবের আদান প্রদান করছি। সুতরাং তার সঙ্গে সহজ সম্পর্ক তৈরি হচ্ছে এবং নিশ্চয়ই আপনি জেনে থাকবেন যে আ এগুলোর মাধ্যমে কিন্তু অ অনেকভাবে এভাবেও আসছে যে আ ৪ দিনের সম্পর্ক অথচ আ বিদেশ থেকে চলে আসছে দেশে বন্ধুত্বের তাড়নায়, কখনো, কখনো ভালোবাসার তাড়নায়। তো সম্পর্কগুলো কিন্তু অত্যন্ত মজবুত করেছে, যেরকম একটু দ্রুতও তৈরি করেছে এ এই আ সামাজিক যোগাযোগ এর আধুনিক এই device গুলো। আপনিও নিশ্চয়ই একমত হবেন আমার সাথে।
হুম, হু। উম উ হুম, হু। জি। হুম, হুম। জি, জি। হুম, হুম। <chuckles> অ্যা জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম। একদম।